আ দেখেন মানুষ হচ্ছে ঝগড়া করার অনেক ওয়ে আছে। ঠিক আছে? কিন্তু আমাদের দেশের মানুষজন আসলে ঝগড়া করা বলতে পা পার্সোনাল অ্যাটাক করা বোঝায়। ঠিক আছে? দেখবেন আপনার বাপ মা তুলে গালাগালি করে বা হচ্ছে যে আরো অনেকভাবে যতভাবে পার্সোনাল অ্যাটাক করা যায় আরকি। ঠিক আছে? তো এই পার্সোনাল অ্যাটাক যখন শুরু হয়ে যায় তখন আপনি বুঝবেন, যে আসলে তার ঝগড়াটা আসলে নরমাল না। কারণ আপনার গাড়ির সাথে কারো একটা গাড়ির ধাক্কা লেগে গেছে। ঠিক আছে? এটা কিন্তু আসলে তার মানে এটা এখানে কারো দোষ না। ঠিক আছে? মানে ধরুন তার খারাপ ড্রাইভিং নিয়ে হচ্ছে আপনি এখানে গালি দিতে পারেন। ঠিক আছে? কিন্তু ধরেন যে তাকে নিয়ে যদি আপনি হচ্ছে গালাগালি করেন তো সেক্ষেত্রে আসলে হচ্ছে যে মানে ঝামেলা আরকি মানে তখন হচ্ছে বুঝতে হবে যে এখানে আসলে
হু, হু। একদম, একদম। হুম, হুম। হু, হু। আচ্ছা। হু, হুম। ব্যাপারটা আসলে একটা বিরূপ আ বিরূপ আ স প্রতিক্রিয়া সৃষ্টি করে আসলেই। আ তো আ জ আপনি বলছিলেন, যে কেউ যদি আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসে তখন আসলে আপনি ছেড়ে দেন না। কিন্তু আ এই ছাড়া ধরুন কোন দ্বন্দ্ব আপনি দেখছেন দূর থেকে। হ্যাঁ? তখন আ একজন দা দর্শক হিসেবে বা একজন আ শ্রোতা হিসেবে এ কোনো একটা দ্বন্দ্বের মাঝখানে গিয়ে মধ্যস্থতা করতে যান বা সিদ্ধান্ত দিতে যান কখনো?
হুম। হুম। হুম। হুম। আ নরমালি হচ্ছে যে সিদ্ধান্ত দিতে যাই। ঠিক আছে? কারণ আমার আসলে ঝগড়া দেখতে খুব ভালো লাগে। মানুষজন ঝগড়া করে আমার এগুলো দেখতে খুব ভালো লাগে আরকি। তো এই যেমন ধরে নিন যে আ তো স্পেশালী হচ্ছে আমি তো ভার্সিটি তে পড়তেছি। তো ভার্সিটি মেইন গ্রুপ এ দেখবেন আসলে অনেক মানুষ অনেক ঝগড়া করে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আ আমিও অনেক সময় হচ্ছে স্পার্ক দিয়ে যাই ঝগড়ার মধ্যে দিয়ে আমি গায়েব হয়ে যাই। <chuckles> হ্যাঁ, আমি বলছি স্পার্ক দিয়ে স্পার্ক দিয়ে হচ্ছে গায়েব হয়ে যাই। এটা খুব মজার। মানে আমি আপনি দেখবেন আসলে ২ জন মানুষ ঝগড়া করতেছে। আপনি একটু স্পার্ক দিলেন স্পার্ক দিয়ে গায়েব হয়ে যাবেন। ওরাও হচ্ছে ঝগড়া করতেই থাকবে। মানে বাড়তেই থাকবে ঝগড়া
হুম। আচ্ছা। বাহ! দারুন তো ব্যাপারটা। আচ্ছা। হুম। ও আপনি স্পার্ক দেন উল্টো আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। মানে মাঝখান থেকে যে আগ আগুনে ঘি ঢেলে গেলো সেটা কিন্তু আর কেউ দেখল না, তাই না?
<laughs> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এটা একটু দেখলো না বা দেখলেও আসলে হচ্ছে যে ওরাও মজা পায়। তাও ধরুন ৬০ জনের একটা গ্রুপের মধ্যে যখন ১০-১২ জন মিলে ঝগড়া করে তখন আসলে বেশ মজাই লাগে। এই ঝগড়াগুলো মানে অনেক সময় দেখা যায় আসলে মানে মজা করেও ঝগড়া করে আরকি। যেমন ধরুন যে এই CT আজকে দিব না বা CT এ না সিরিয়াস কোনো ঝগড়া না। এই ঝগড়া করতেছে, মজা করতেছে। মানে জাস্ট ফান বলা যেতে পারে আরকি। ধরেন এরকম ঝগড়া তো আসলে হচ্ছে যে নরমালী হয় না। তবে ঝগড়ার ক্ষেত্রে অফিসের যে ঝগড়াটা মানে আমি একটা জায়গায় চাকরিও করি ওখানে আসলে অনেক সময় ঝগড়া না মানে অনেক মনোমালিন্য হয়। এ ধরনের ঝগড়া করে, হওয়ার পেছনে মেইন কারণ হচ্ছে যে আগে পিছে কথা বলা। ঠিক আছে? মানে কারো পিছে কথা বলা যেমন ধরেন যে ১ জন আরেক জনের পিছে কথা বলতেছে পরে হচ্ছে সে যখন জেনে যায় তখন একটা বড় একটা ঝগড়া হয়ে যায়।
বেশ, বেশ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। মানে সিরিয়াস কোনো ঝগড়া না। উ আচ্ছা। হু, হু। হুম। মতো হ্যাঁ, একদম। হুম। একেবারেই, একেবারেই। আপনি বলছিলেন যে আপনি একটা কা জায়গায় কাজও করেন এবং ঐ কর্মক্ষেত্রে আসলে আ ঝগড়া হলে একটা দারুণ রকমের মনোমালিন্য হয়ে যায়। আ সেক্ষেত্রে আপনার মনে হয় না যে যারা আসলে সিনিয়র থাকে যেমন ধরুন যে টিম লিডার বা ধরুন যে ম্যানেজার তাদের কোন একটা কনফ্লিক্ট রেজোলিউশন থাকা উচিত যাতে করে ব্যাপারটা না হয় বা ব্যাপারটাকে সহজ করে ফেলা যায়। সেটা কি আপনার মনে হয়?
হুম।

হুম, হুম। অবশ্যই। আপনি বলছিলেন যে, আ কারো মধ্যে যদি আপনি দেখেন, বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে আপনি সেখানে আবার আগুনের ঘি ঢেলে দিয়ে আসেন। কিন্তু আ অনেক সময় হয় না যে আ মানে আ হয়তো বা কারো অফিস এ বা কাজের মধ্যে যে দুজন কলিগ এর মধ্যে হয়তোবা দ্বন্দ্ব হচ্ছে। আ এইসব ক্ষেত্রে, যারা মিডিয়েটর বা অন্য সহকর্মী ইনভলভ হওয়া কি উচিত? নাকি আসলে উচিত না বলে আপনার মনে হয়? উ যাতে দ্বন্দ্বটা না হয় সেজন্য?
<giggles> হু, হু। এ এটা আসলে হচ্ছে যে, ডিপেন্ড করবে আসলে দ্বন্দ্বটা কতটুকু গ মানে গভীর এবং এটা কতটা ভয়াবহ আকার ধারণ করে ফেলছে। যখন আপনি, যখন আসলে দেখবেন যে এটা পুরো অফিসেই হচ্ছে পরিবেশটি নষ্ট করে দিচ্ছে, তখন আসলে হচ্ছে আপনাকে একটু প্রবেশ করতেই হবে একখানে। আপনি প্রবেশ করেন বা HR আছে HR প্রবেশ করবে বা আ অফিসে বস থাকবে সে দেখবে। কিন্তু আসলে এটা নিয়ে আসলে মা ধরেন যে কোন পক্ষপাতি করে যে ২ পক্ষ আলাদা, আলাদা, করে ফেলবে তখন আসলে হচ্ছে যে এটা আবার ঠিক না। যায় ওরা দেখা যায় আর ঝামেলার মধ্যে ওরা ২ পক্ষ হয়ে যায়। হ্যা তখন আরো বড় ঝামেলা লেগে যায়।
হুম। নাড়িয়ে, দিচ্ছে। হু, হু। হুম। অবশ্যই। হুম, হু। দুটো দল হয়ে যাওয়। হুম। একদম, একদমই তাই। হ্যাঁ যখন এই ধরনের যে সেটা, বন্ধুদের মধ্যেও কিন্তু দেখা যায়, কাজের ক্ষেত্রেও দেখা যায়, পরিবারেও দেখা যায় যে, দেখা যায় যে দুজন ঝগড়া করে। কিন্তু এই ঝগড়াটা এতই বাড়তে থাকে যে দুটো দল হয়ে যায়। এমন হয়ে এমনও হয় না খেলার মাঠে হয়তো বা দুটো ছোট বাচ্চা নি কোন কিছু নিয়ে ঝগড়া হয়েছে সেটাতে পাড়ার মধ্যে দেখা যায় যে দুটো দল হয়ে যায়। আ মানে সেটা আসলেই গ্রহণযোগ্য নয় আরকি। যে ঝগড়া থেকে আ যখন কোন গ্রুপ হয়ে যায়। কিন্তু ত অনেক সময় দেখা যায় না যে বন্ধুদের মধ্যে ঝগড়া অপ হয়ে একটা হাতাহাতির মতো অবস্থা হয়ে যায়। মানে আ ডিফেন্সিভ একটা ব্যাপার হয়। তখন কি বন্ধুদের কোন সে সেফ স্পেস এ ফিরিয়ে দেন না কি
<chuckles> এউক এই, ধরনের ঝামেলা আসলে হয় যেটা এটা আসলে হচ্ছে যে, এ মেয়ে ঘটিত ঝামেলা আরকি ঠিক আছে? তো ওরা তখন আসে
হ্যাঁ, তো সেক্ষেত্রে সেট স্পেস এ নিয়ে নেন ডিফেন্সিভ কিছু হলে?